সেখানে সবসময় সুরক্ষিত থাকে।
তাহলে ওখানে যে ছবির কোয়ালিটি যেটা থাকে ওটা কি আসলে মানে একদম একই কোয়ালিটি থাকে, নাকি ধরেন কিছু reduction হয় সাইজ?
উহ! <clicks tongue> হ্যাঁ, দেখা যায় যে আসলে আমার দেখার মতো যেটা হয়েছে। পুরনো অনেক ছবিগুলো মাঝে, মাঝে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। উম অনেক আগের ছবি তখন লোড হতে চায় না। এরকম একটা ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে আপনি যদি একদম আম চান যে না আমার সবগুলো ছবি আমি একদম অক্ষত রাখতে চাই। ভালোমত রাখতে চাই। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আম একটা হার্ড ডিস্ক কিনে ওটার ভেতরে আসলে সব মানে ছবিগুলো আ আপনি সেইভ করে রাখতে পারেন।
হু, হু। এটা বেশ ভালো কথা বলছেন। মানে এটাই বেশ ভালো একটা মানে সুবিধা আরকি। তো সেক্ষেত্রে হচ্ছে যে, হার্ড ড্রাইভ এ রাখলে কিন্তু কি আবার কোন ঝামেলা হয় না যে যদি কোনভাবেই যে হার্ড ড্রাইভটা নষ্ট হয়ে যায়? এই থেকে cloud টা বেটার মনে হয় না আপনার কাছে? যে আ cloud রাখলে তো যেকোনো ফোন দিয়ে access করা যাচ্ছে।
জি। জ্বী। হু। আ তা তো অবশ্যই, মানে আসলে দুটোতেই কম বেশি রিস্ক তো আছেই। কিন্তু হ্যাঁ, আপনি যদি ইমেইলে একটা খুলে কোন একটা গুগল ড্রাইভ এ ছবিগুলো রাখেন বা গুগল ফটোস এ রাখেন। হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা থাকছে। আপনার স রেখে যখনই যেখান থেকে আসলে access করতে চাচ্ছেন। সেখান থেকেই কিন্তু আপনি সেই ছবিগুলো অ্যাক্সেস পাবেন বা পেয়ে থাকবেন আসলে।
হু, হু। হুম, হুম। আচ্ছা, আর ছবির যে নাম যে সিলেক্ট করেন, নাম কি হচ্ছে আপনি নিজেই rename করে নেন? নাকি হচ্ছে ধরেন ক্যামেরাতে যে নামে আছে ওই নামেই থাকে?
জ্বী। হুম। হু। উম <smacks lips> যদি আমি আসলে একটা মানে folder বানিয়ে সবগুলো একসাথে আ সেইভ করি। মানে সবগুলো একসাথে drag করে সেই folder এ রাখি, তাহলে ঐ folder এর নামটা চেইঞ্জ করি। আর কোন যদি স্পেশাল কোন ছবি থাকে, সেক্ষেত্রে চেষ্টা করি সেটাকে একটু রিনেম করে, সেই নাম সঙ্গে ধরেন তারিখ দিয়ে তারপর সেইভ করার চেষ্টা করি যাতে মনে রাখা সহজ হয়।
হুম। আচ্ছা, আচ্ছা। বাহ! এটা তো বেশ ভালো ভালো প্রসেস তাইলে আপনার। আপনি তো বেশ ভালোভাবে এটা হচ্ছে আয়ত্ত করসেন দেখা যায়।
<chuckles> জ্বী। <chuckles> <clicks tongue> জ্বী। এটা আসলে করে থাকি। <chuckles>
আচ্ছা, আচ্ছা। তো আপনি হচ্ছে ধরেন যে এরকম কোন ধরনের যে ইভেন্ট গেলেন। ঠিক আছে? তো ইভেন্ট এ কি হচ্ছে আপনি সবসময় ইভেন্ট এর জন্য আলাদা ফোল্ডার রাখেন? বা এরকম কোনো আ কোনো event wise কি কোন folder থাকে আপনার?
জ্বী। জ্বী, চেষ্টা করি আসলে event wise folder তৈরি করে রাখতে। তাতে করে কিন্তু যখন আবার প পরবর্তীতে আমি ছবিগুলো খুঁজি তখন কিন্তু এটা আসলে পেতে খুব সহজ হয়। একসাথে আসলে মিশে যায় না।